আসলে আ আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমার ব্যক্তিগত ভাবে পাহাড় পছন্দ। তবে পারিবারিক ভাবে আমরা মূলত হচ্ছে আ সমুদ্রকেই বেছে নিই। যেহেতু হচ্ছে পাহাড় যদি পছন্দ করতে যাই এক্ষেত্রে হচ্ছে আ পাহাড় চড়া বা এগুলা নিয়ে বেশ কিছু বিষয় থাকে। কিন্তু সমুদ্রের ক্ষেত্রে এই বিষয়টা হয় ভিন্ন। আমরা সহজেই গিয়ে কোন ধরণের ঝাম ঝুর-ঝামেলা ছাড়াই আমরা ভ্রমণ করতে পারি। এবং আমার পরিবারের সাথে আসলে আমরাও Cox's Bazar বেশ কয়েকবার ভ্রমণ করেছি। এবং আ আ আপনি হচ্ছে আ এবং আমরা আসরে আসলে গত বছরেই এবং আ Cox's Bazar ভ্রমণ করেছিলাম এবং বেশ কিছু আনন্দের সময় আমরা কাটিয়েছিলাম Cox's Bazar. আপনি কখন শেষ ভ্রমণ করেছিলেন?
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। জি, জি, জি। আচ্ছা। উম অবশ্যই, অবশ্যই। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা।